হ্যাঁ, ধরেন আপনার আ ধরেন আপনি আপনার দিনে কোথাও ঘুরতে যাওয়া লাগলো, তো সেক্ষেত্রেও আপনার সময়টা ব্যবস্থাপনা করা লাগে।
আর আমাদের উ হু, হুম। হ্যা। হ্যাঁ, সময় ব্যবস্থাপনা না করলে দেখা যায় শরীর অসুস্থ হয়ে যায়, তারপর আমরা আস্তে, আস্তে বিভিন্ন রোগে আক্রান্ত হই। তো অব আমা আবার অনেকে আছে যে অনেক সময় অপচয় করে, অনেকে আছে মোবাইলে গেম খেলে, আ social media browsing করে এভাবেও কিন্তু অনেকে সময়টা অপচয় করে। কিন্তু আমরা যদি সেই ক্ষেত্রে আ সেই সময়গুলো কোন একটা skill learning এর আব এ ক্ষেত্রে যদি use করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের র আ এই সময় ব্যবস্থাপনাটা প্রযুক্তির মাধ্যমেই কিন্তু আমরা আ খুব সহায়কভাবে এগিয়ে যেতে পারতাম। কিন্তু না
জি। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আ হ্যাঁ। আ হ্যা। আপ-আপনি বলতে চাচ্ছেন যে আ শুধুমাত্র এভাবেই না, আপনি যদি সময় ব্যবস্থাপনার ভি-ভিতরে যদি সৃজনশীল শীলতাও টাও অ্যাড মানে যোগ করতেন তাহলে আরও সময়টা খুব ভালোভাবে ব্যবস্থা করা যেত, এটাই তো বোঝাতে চাচ্ছেন? যেমন ধরেন, হ্যা, যেমন, যেমন ধরেন জি।
হুম। হ্যাঁ। হ্যাঁ, আমরা এখন দেখতে পারি যে অনেক হুম, আমরা দেখতে পারি আমরা দেখতে পারি যে অনেকেই আর আ সময় নষ্ট করে গেম খেলে, এই করে, সেই করে। এ তারা social media-য় সময় নষ্ট করে। হুম, হুম।
<clears throat> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এখানে, এখানে আ আপনার আ আন আ যেইগুলো অপ্রয়োজনীয় অনেক কাজ আমরা প্রতিনিয়ত করে থাকি। যেমন ধরেন আ সামাজিক মাধ্যমগুলোতে শুধু, শুধু সময় নষ্ট করা, তারপরে আ বিনোদনমূলক ভিডিও দেখা অনেক সময়। তো এইগুলা এইগুলা অনেক বেশি আ আ কি বলে ওটাকে?
করে থাকে। হুম। হুম। impact ফেলে life এ।
এ হ্যাঁ, অনেক বেশি আর কি, প্র প্র প্রতিক্রিয়া ফেলে মানুষের জীবনে।
হ্যাঁ, হ্যাঁ। তো প্রযুক্তি যেমন প্রযুক্তির ব্যবহার করে আমরা আমাদের সময়টাকে খুব আ ভালোভাবে ব্যবস্থাপনাও করতে পারি, কাজে লাগাতে পারি, ঠিক তেমনি আ প্রযুক্তিকে অপব্যবহার করেও আমরা কিন্তু আমাদের সময়গুলো অপচয় করতে পারি। অনেকেই আছে এখন সময়গুলো অপচয় করতেছে, এই সময়গুলো সামনে পাওয়া যাবে না। <coughs> এহে হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সময়কে আমাদের খুব ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে life এ যদি আমরা উম এগিয়ে যেতে চাই। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে, কিভাবে আমরা সময় অপচয় কমিয়ে আরও উৎপাদনশীল হতে পারি? আ আপনার কি মনে হয় এ বিষয়ে?
জি। হ্যাঁ। আ হ্যাঁ। আসলে আ হ্যাঁ। হ্যাঁ।